আহ! সম্প্রতি একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত এবং বিষয়টা এতটাই মানসিকভাবে আমাকে চাপের মধ্যে ফেলছে যে, "কি করব? কোন কিছুই বুঝে উঠতে পারছি না!" সব মিলিয়ে বলা চলে যে আমি একটা আ কষ্টের মধ্য দিয়ে আসলে দিন পার করছি। তো কিভাবে কি করা যেতে পারে বা কি করলে আসলে আমি এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবো? বা এই বিষয়ে কেউ আসলেই কি আমাকে সাহায্য করতে পারে কিনা তো সেটাও বুঝতে পারছি না। কারো সাথে শেয়ার করবো কিনা? বা কাউকে কথাটা কিভাবে বলব সেটাও না বুঝে উঠতে পারছি না। তো বিষয়টা এমনভাবে আমাকে চেপে ধরেছে যে আমি দিন, দিন, আসলে ডিপ্রেশন এ ভুগছি এবং আমার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে এবং চাপা একটা কষ্ট অনুভব করছি। কিন্তু আ এটা থেকে আমি খুব আ তাড়াতাড়ি বের হতে চাই। তো কিভাবে কি করবো? এইটাই আসলে বুঝে উঠতে পারছি না। তো আপনার কাছে আসলে আকুল একটা আবেদন থাকবে যে আপনি এই বিষয়ে আমাকে একটু সাহায্য করতে পারবেন কিনা?
উ-হুম। হু, হুম। আচ্ছা। হু, হুম। ও! হুম না! আসলে বোঝা যাচ্ছে যে আপনি আ খুব বেশি ডিপ্রেশন এর ভেতরে আছেন বা খুব বেশি মন খারাপ লাগছে আপনার। তো আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। কিন্তু আসলে কি হয়েছে সেটা যদি আমাকে একটু বলতেন, তাহলে কিন্তু ব্যাপারটা নিয়ে আরো ভালোভাবে কথা বলা যাবে।
হুম, হুম। আ জি, অবশ্যই। আমি চেষ্টা করবো আপনাকে বুঝিয়ে বলার জন্য। তো সেইক্ষেত্রে আ একটু পেছনের গল্প বলতে হয় যাতে আপনার বুঝতে কিছুটা সুবিধা হবে। আ আমি বরাবরই আসলে একটু রকচটা বা একটু রাগী ধর মেজাজের আসলে একজন মানুষ। তো সবকিছু আ আমার কাছে কেনো জানি না, একটু যেকোনো কিছুতেই আমি আ উত্তেজিত হয়ে যাই। তো দেখা যায় যে, আ আমি যখন আ ছোটবেলায় আমার বন্ধু-বান্ধবের সাথে খেলাধুলা করতাম। তো তখন কেউ যদি আমাকে আ কোনভাবে কিছু বলতো আমি তার উপর আ কোন কথাবার্তা ছাড়াই আসলে চড়াও হতাম বা তার সাথে আসলে একটা আ মারামারি পর্যায়ে চলে যেতো। তো এই অভ্যাসটা আমার মধ্যে আ প্রতিনিয়তই আসলে চলে আসছে। তো <sniffs> আ আ সম্প্রতি যে, ঘটনা আসলে আমার সাথে ঘটেছে যে, আ আমার ভার্সিটির কিছু বন্ধু-বান্ধবের সাথে আমি খুবই ক্লোজ এবং আমাদের মধ্যে খুব সুন্দর একটা আ সম্পর্ক আসলে আ রয়েছে। তো আ একদিন যেটা হলো যে, সে কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটু আ মতবিরোধের সৃষ্টি হয়। যার কারণে আ আমি তার উপর খুবই উত্তেজিত হয়ে যাই। তো একটা পর্যায়ে এই উত্তেজনা এতটাই আ প্রকট আকার ধারণ করে যে, আ আমি তাকে আসলে আ কথাবার্তা ছাড়াই তার উপর আ তার গায়ে আসলে হাত তুলে ফেলি। তো যার কারণে আ এই বিষয়টা অনেক আ দূর পর্যন্ত এগোই এবং যার কারণে সব মিলিয়ে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো আ এটা, এই ঘটনার পরে আসলে প্রায় আ ২ মাসের উপরে হয়ে গেল। কিন্তু তার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। কিন্তু আমার আসলে খুব খারাপ লাগছে যে, আ আমি সেদিন আসলে যদি ঐভাবে ব্যবহারটা না করতাম বা আ সমস্যাটা বুঝে আসলে সমাধান করার চেষ্টা করতাম হয়তোবা আমার আ বিষয়টা নিয়ে এর উত্ত আগাইতে হইত না। তো, এই বিষয়টি আমাকে আ দিন, দিন আ খুব কষ্ট দিচ্ছে। তো আমি আসলে কি করতে পারি এই বিষয়ে সেটা নিয়ে আমাকে যদি একটু বলতেন।
হুম, হুম। নিশ্চয়ই। হ্যাঁ। জী। হুম, হুম। আচ্ছা। জ্বী। ওহহো! হুম, হ্যাঁ। হ্যাঁ। হুম। উম আসলে আ আ শুনে বেশ খারাপই লাগছে যে, আসলে আপনার যে আ মেজাজ সেটা আপনি কন্ট্রোল করতে পারেননি এবং সেটার কারণেই আপনার বন্ধুর সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমি আ বলব, আসলে আপনি কিন্তু চাইলে তার সাথে একটু কথা বলতে পারেন এবং তার কাছে কিন্তু, একটু ক্ষমা প্রার্থনা করতে পারেন যে, "আসলে আমার ভুল হয়ে গিয়েছে। আমি আসলে উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি নিজেকে আসলে, নিজের যে রাগটা ছিল, সেটা কন্ট্রোল করতে পারিনি।" তো আপনি যখন তাকে এভাবে একটু খোলামেলাভাবে বলবেন, শান্তভাবে, তখন দেখবেন যে আসলে সেও কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। এবং আ তখন কিন্তু আপনাদের মাঝে যে, আসলে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা কিন্তু, ঠিক হয়ে যাবে। তো এভাবে কি আসলে কথা বলার ব্যাপারটা আসলে ভেবে দেখেছেন বা আপনি কি আসলে কথা বলতে পারবেন এভাবে?
উহু। উহু। আহ সত্যি বলতে, আমি এভাবে ভেবে দেখার চেষ্টা করেছি, কিন্তু, কিছু বিষয় আছে, যার কারণে আসলে আমি সেটা করতে পারছিলাম না। আহ সেটা হচ্ছে যে, আহ যেহেতু আমি আপনাকে ১ম এ বলেছি যে, আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। তো আহ সেই সম্পর্কের দিক থেকে আসলে আমি চাই যে, আমাদের মধ্যে একটা মীমাংসা হোক। কিন্তু <sniffs> আমার যে সমস্যাটার কথা আপনাকে বললাম যে, আমি আ আসলে খুবই রগচটা এবং উত্তেজিত আ আ টাইপের একটা ছেলে। তো আমার মধ্যে একটা ইগো কাজ করে যে, "আমি কেন তাকে আ সরি বলবো? বা আসলে আ তারও তো দোষ ছিল। সে কেন এসে আমাকে সরি বলছে না?" তো এই বিষয়টা নিয়ে আমার মধ্যে একটু সংকোচ কাজ করে। তো <sniffs> আমি আসলে চাচ্ছি যে, এই সমস্যাটার সমাধান হোক। কিন্তু, নিজে থেকে আসলে তাকে যে বলব আ সেই সাহসটাও পাচ্ছি না বা আ সেই এই সেই বিষয়টা নিয়ে আসলে আমার কাছে কেন জানিনা নিজের, ইগো তে লাগছে। তো এই বিষয়টা নিয়ে আসলে কি করা যায়? সেটাও বুঝে উঠতে পারছি না। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে, এটাই আসলে আমার মূল সমস্যার মধ্যে একটা।
আচ্ছা। হুম, হু। জি। হুম, হুম। জি। হুম, বুঝতে পেরেছি। আসলে আ ইগোটাকে যদি একটু সাইডে রেখে তারপর একটু কথা বলার চেষ্টা করেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় ইগোর কারণে কিন্তু বছরের পর বছর এ ধরনের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা কেউ কারো মুখও দেখছে না। ঠিক আছে? যেহেতু আপনার সাথে তার একটা সম্পর্ক ভালো ছিল এবং আপনি যদি আসলে ইগো ইগোটাকে একটু সাইডে রেখে তার সাথে কথা বলেন, তাকে সরি বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছোট হয়ে যাবেন না। আপনি কিন্তু সেখানে আরো বড় হবেন, যে আসলে আপনি নিজে থেকে আগে এসে সরি- সরি বলেছেন। সেখানে আসলে দোষটা যারই হোক না কেন। আ অ্যা সেও হয়তো দোষী, দোষী। আপনিও দোষী। কিন্তু আসলে ১ম উদ্যোগটা যে নেয়, সেই কিন্তু আসলে পরবর্তীতে জিতে যায়। তো আপনি, আমি বলব যে, ইগোটাকে একটু সাইডে রাখেন। আর পাশাপাশি আপনার যে এই যে রগচটা একটা ব্যাপার, সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। সবসময় আসলে চেষ্টা করবেন নিজেকে কীভাবে শান্ত রাখা যায়, সেই জিনিসটা আরকি বুঝে চলার। তো শান্ত থাকার জন্য কি আপনি কখনো চেষ্টা করে দেখেছেন? যে আসলে কিভাবে আপনার মেজাজটা যখন এ ধরনের পরিস্থিতিতে উত্তেজিত হয়ে যান, তো সেক্ষেত্রে আসলে কখনো কি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে দেখেছেন?
হু, হু। হু, হু। আহ! জি চেষ্টা করে দেখেছি। কিন্তু আ কেন জানি না করে উঠতে পারছিলাম না। যেকোন বিষয়ে আ কেউ যদি আমাকে একটু কটু কথা বলে বা আমার পরিবার সম্পর্কে বাজে মন্তব্য করে বা আমাকে নিয়ে হয়তো উপহাস করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে, আমার তৎক্ষণাৎ আ উ এ্যা মানে উত্তেজনাটা কেন জানি বেড়ে যায় বা মেজাজটা খুব খারাপ হয়ে যায়। এবং আমি হয়তো তার সাথে কোনোভাবে আ ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। তো এটা আসলে কন্ট্রোল করতে পারছি না বলেই আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটা। এবং ইগোর কথা যেটা বললেন, আমার কাছে মনে হয়েছে যে না এটাই আমার মূল সমস্যা। যার কারণে হয়তো আ আমি এ সবকিছুতেই আসলে এই সমস্যার মধ্যে পড়ছি। তো আ আপনি একটু আ বলার চেষ্টা করবেন যে আসলে কি, কি, কাজ করলে আমার এই বিষয়গুলো থেকে আমি নিস্তার পাবো। আমার যে ইগোর সমস্যা বা এই যে উত্তেজনা আসলে আমি কিভাবে কমাতে পারবো সেটা যদি একটু বলতেন।
হু, হুম। আচ্ছা। হু, হুম। জি। হুম নিশ্চয়ই। আসলে উত্তেজনা যদি কমাতে চান তাহলে কিন্তু ১ম এ আপনার আ কোন, কোন, বিষয়গুলোতে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাকে একটু Find Out করতে হবে। এবং যখন কেউ দেখা যাচ্ছে যে এই ধরনের বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছে বা কথা কাটাকাটি হচ্ছে, তখন আসলে সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে কি ওই জায়গাটা ত্যাগ করা। কারণ আপনি যদি ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন তখন কিন্তু তারাও আসলে আপনাকে কথা বলার একটা সুযোগ পাবে। কথা শোনানোর একটা সুযোগ পাবে। এবং তখনই কিন্তু আসলে আপনার ভিতরে যে একটা উত্তেজনা বোধ বা এই, এই, যে অ রগচটা একটা ভাব সেটা কিন্তু চলে আসবে। তো আপনি যদি আসলে সেই আ পরিস্থিতিতে নাই থাকেন তাহলে কিন্তু সেই ব্যাপারটা আর ঘটবেই না। এবং অ প্রয়োজন হলে আপনার যখন রাগটা একটু কমে যাবে তখন কিন্তু সেই ব্যাপারটা নিয়ে একটু শান্তভাবে কথা বলতে পারেন। আর ইগোর যে ব্যাপারটা এটা আসলে আ সবার ভিতরেই থাকে। কিন্তু এটা যদি অতিরিক্ত বেশি হয়ে যায় সেটা কিন্তু আসলে পরবর্তীতে সম্পর্কগুলোর ক্ষেত্র থেকে কিছুটা দেখা যাচ্ছে যে আ সংঘাত তৈরি করতে পারে বা দেখা যাচ্ছে একটা দূরত্ব তৈরি করতে পারে। যেটা অলরেডি আপনার সাথে হচ্ছে। তো আমি বলব যে ইগোটা আসলে সব জায়গায় কিন্তু কাজে দেয় না। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্র থেকে। তো আপনি যদি আসলে সম্পর্কর দিক থেকে ইগো টাকে একটু পেছনে রাখেন তাহলে হয়তো আপনার যে সম্পর্কগুলো আছে সেগুলো ভালোভাবে টিকে থাকবে। পাশাপাশি রাগ নিয়ন্ত্রণের জন্য কিছু আ দেখা যাচ্ছে যে মেডিটেশন করতে পারেন বা হচ্ছে Quantum Therapy নিতে পারেন। এগুলো কিন্তু আসলে রাগটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। তো আপনি কি আসলে কখনো Quantum Therapy বা হচ্ছে এই যে Meditation এগুলোর কথা চিন্তা করেছেন? বা এগুলো করতে যদি পারেন তাহলে কি আপনার জন্য উপকার হবে বলে মনে হচ্ছে?
হু, হুম। হু, হুম। হু, হুম। হু, হুম। হু, হুম। আ জি আমি আপনার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আপনি অ্যা এত সুন্দর করে আসলে বলছিলেন যে, আমার কাছে মনে হচ্ছে অ্যা যে, এভাবে যদি আসলে আমি ভােবে দেখতাম বা এগুলো করার চেষ্টা করতাম, সেক্ষেত্রে আমর উপকার হতো। কিন্তু আপনি যেটা বল্লেন, meditation এর কথা বা আ quantum therapy র কথা। আমি না এইগুলো আসলে কখনো চিন্তাই করে দেখিনি বা এভাবে আসলে কখনো চিন্তা আমার মাথায় আসেও না। যার কারণে অ হয়তোবা আমার এই সমস্যাটা এখনো আছে। আ তো আ আপনার অ্যা আপনার কাছে আসলে আ কি বলে ধন্যবাদ জানাবো? আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে, আপনি এত কষ্ট করে আমার কথাগুলো শুনলেন এবং এতক্ষণ আসলে আমার সাথে থেকে আমাকে এত সুন্দর, সুন্দর পরামর্শ দিলেন। তো আমার কাছে মনে হচ্ছে যে, আপনার প্রত্যেকটা কথা যদি আসলে আমি মেনে চলি এবং আ পরবর্তী দিনগুলোতে এভাবে চলার চেষ্টা করি, সেইক্ষেত্রে আ এই পরিস্থিতিগুলোতে আমি আ হয়তোবা আ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো। আপনি খুব সুন্দর একটা কথা আমাকে বললেন। সেটা হচ্ছে যে, "আ যেই জায়গাগুলোতে আসলে এই সমস্যাটার সৃষ্টি হয় বা, এই যেখানে গেলে আমার এই ধরনের আ মেজাজ খারাপ হতে পারে, সেই জায়গাটা আসলে ত্যাগ করা।" আ এটা না আমি আসলে কখনো ভেবেই দেখিনি। কারণ, আ যখন কেউ আমাকে আসলে কটু কথা বলে ফেলে, আমার আ instant কেন জানিনা আ উত্তেজনা কাজ করে এবং মেজাজ খারাপ হয়ে যায়। তো আ আপনার এই কথাটা আমি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবো। যে যেকোনো পরিস্থিতিতে এ যেন আ আমি সেই জায়গাটা আসলে ত্যাগ করতে পারি এবং <swallows> আপনি খুব সুন্দর আরেকটি কথা বললেন যে, "আ আ যে সময় আসলে আমার মেজাজটা কিছুটা কমে আসবে বা, আমি হয়তো হালকা আ অনুভব করবো, সেই সময়টাতে হয়তোবা আমি এই বিষয় নিয়ে আবার কথা বলবো।" তা আপনার প্রত্যেকটা কথাই আসলে যুক্তিযুক্ত এবং আমার কাছে যথার্থ মনে হয়েছে যে, আপনি খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বললেন। আ তো আ সত্যি কথা বলতে আসলে এরকম একটা পরামর্শ বা, এরকম একজন মানুষকে আমি খুঁজছিলাম। যে কিনা আমার এই প্রত্যেকটা সমস্যা আ বুঝবে এবং আ প্রত্যেকটা সমস্যা বুঝে তার একটা সুন্দর আ সলিউশন আমাকে দিতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে এ যে আপনি যে কথাগুলো বললেন, প্রত্যেকটাই যথার্থ এবং আমার কাছে আ খুব ভালো লেগেছে যে, আপনি আমার আ কথাগুলো এতক্ষণ কষ্ট করে শুনে আমাকে এত সুন্দর একটা উপদেশ দিলেন। তো আমি আশা করবো যে, ভবিষ্যতে সমস্যাগুলো থেকে আ আমি খুব দ্রুত আ আসলে নিস্তার পেয়ে যাবো।
জি। হুম, হুম। জি। জি সমস্যা নেই। হু, হু। জি। হু, হু। জি। হু, হু। জি। হুম। নিশ্চয়ই। আসলে আ এগুলো পাশাপাশি আমি আপনাকে আরেকটা ছোট করে উপদেশ দিতে চাই। আ সেটা হচ্ছে এইযে আপনি বন্ধুকে সরি বলতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু আপনার কোন একটা কাছের বন্ধুকে একটু মাঝখানে রেখে আপনার কথাটা তার কাছে পৌঁছে দিতে পারেন। তো সেক্ষেত্র থেকেও কিন্তু আপনার ইগোটাও হার্ট হবে না এবং সেও কিন্তু জানবে। আসলে আপনি সরি ফিল করছেন। পরবর্তীতে দেখবেন যে, আপনাদের সম্পর্কটাও ঠিক হয়ে গিয়েছে। তো আপনার জন্য আসলে অনেক, অনেক শুভকামনা রইলো। আশা করছি এইযে বন্ধুর সাথে যে, এতটাই আ দূরত্ব তৈরি হয়ে গিয়েছে আপনার সেখান থেকে আসলে দূরত্বটা কমে আসবে এবং আবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো অনেক ভালো থাকবেন।
হু, হুম। আচ্ছা। আ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ আপনি শেষ যে, কথাটা আমাকে বললেন যে, আসলে সরি বলার যে, সমস্যাটা তো আমার আ আসলে মাথায় এটা কখনোই আসেনি। যে, আ আমি যদি আমার আ তৃতীয় কোন বন্ধুকে দিয়ে কথাটা তার কাছে পৌঁছে দেই। সেক্ষেত্রে খুব দ্রুত আসলে এটা থেকে নিস্তার পাবো। আমি চেষ্টা করবো যে, আপনার প্রত্যেকটা কথা মেনে এই সমস্যা থেকে যেনো আমি খুব দ্রুত বেরিয়ে আসতে পারি সে আশা রাখবো। আ এবং আপনার সাথে কথা বলেও ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন। আপনার জন্য অসংখ্য শুভকামনা।
জি। ঠিক আছে।